আচ্ছা, এখন হ্যাশট্যাগের বিষয়টা হচ্ছে গিয়ে আ হ্যাশট্যাগ দিয়ে যাত পোস্ট দিলে আপনার ওইটা যে ভাইরাল হবে ট্রেন্ডি হবে এমন কোন বিষয় না। আ আ এটা স্বভাবত জিনিসটা কি? আপনারা মনে করেন যে মানুষ ব্রুটালিটি দেখতে পছন্দ করে। মানে পছন্দ করতে প পরে বলতে ওরকম পছন্দ না। আ মানে আগ্রহই থাকে। আগ্রহ মানে কি আগ্রহ নিয়ে দেখে। আ পিসা অ্যা আকর্ষণ থাকে অন্যরকম। তো আপনি যখন নিষিদ্ধ জিনিস যখন একটা দিবেন না, সাপোজ আপনি এ্যা দেখবেন যে আপনি রাস্তায় একটা উল্টা ভা উ উলটপালট ভাবে একটা আ আ একটা কাজ করেন, ঠিক আছে? মানুষ একটা মানুষ ভিডিও করুক। হ্যাশট্যাগ দিয়ে দেখবেন যে আপনার রাতারাতি দেখতেছে মানুষজন। তো বিষয়টা হচ্ছে এ এরকম যে নিষিদ্ধ জিনি মিশ প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। তো এইটা থেকে যেটা হয় যে
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ সবসময় থাকে। জি, জি। জি, জি, জি। একদম, একদম।
আপনার সোশ্যাল মিডিয়া তে আ দেখা যায় যে ওই নেগেটিভ পোস্ট গুলো আগে ছড়ায়।
হুম।
বুঝতে পারছেন? আ ব্রুটালিটি বলেন বা আ আ হ্যাঁ।
ও এইখান থেকে আসলে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো কিন্তু একটা প্রফিট এর মতো একটা ব্যাপার-স্যাপার চলে আসে। এবং তারা কিন্তু আসলে দেখা যায় নীতিমালার জায়গায় আসলে যেই জিনিসগুলোকে আসলে সামনে তারা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে উৎসাহ করে উৎসাহই দেয় যে
জি। উৎসাহ সুসা দিয়ে থাকে। হ্যাঁ। তো হ্যাঁ। অথবা একটু ব্লার করে দেয় কিন্তু ওটা দেখা যায় কিন্তু তারপরও হ্যাঁ।
চমৎকার, চমৎকার! আ তো একদম, একদম। সোশ্যাল মিডিয়া সম্পর্কিত আপনার যে একটা দৃষ্টিভঙ্গি, চমৎকার দৃষ্টিভঙ্গি আ সেটা জেনে অনেক ভালো লাগলো। এবং আপনি যেভাবে করে আসলে ব্যাপারগুলোকে দেখেন, এটাও কিন্তু আসলে প্রশংসার অনেক দাবিদার। আ সামনের দিনগুলা আপনার অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক একটা শুভ কামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ।
জি। ধন্যবাদ। আ ধন্যবাদ। আপনার সাথে কথা বলে বেশ ভাল লাগলো। অনেক কিছু শেয়ার করতে পারলাম। খুব সুন্দর একটা আড্ডা হয়ে গেল আপনার সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভ দুপুর।
জি, জি। একদম।